অবশ্যই একটা পরিবারে যখন হচ্ছে একজন আর্নিং মেম্বার থাকে যেরকম চলাফেরা করতে হয়, ঠিক তখন দুজন যখন আর্নিং মেম্বার হয়ে যায় তখন তো জিনিসটা চলাফেরা করতে আরো সুবিধা হয়। তো আমার কাছে হচ্ছে এই ক্ষমতায়নটা যে আসলে ইকুয়ালিজম যে আমরা বলি অধিকার যে সেটা আসলে খুবই দরকার। আমার আমার ব্যক্তিগতভাবে আমি যেটা বিশ্বাস করে থাকি আরকি। সেটা একটা যখন নারী যখন শিক্ষিত হয় ফ্যামিলিকে তো সবাই ভালো চোখে দেখে এবং সাথে, সাথে প্রত্যেকে ইন্সপায়ার হয়ে দেখবেন আরো অনেক নারী কিন্তু এগিয়ে আসে যে একরকম ওনার মত হ হতে চাওয়া উনার মত একটা প-পড়ালেখা করতে চায়। এইযে একটা সুযোগ-সুবিধা যে গভর্নমেন্ট দিয়ে যাচ্ছে। এটা আমার মনে হয় এটা একটা ক কারণটা হচ্ছে অনেকে এটার এগেইনস্ট এ থাকে। অনেকজন আসলে অনেক উল্টা-পাল্টা কথা বলে। বাট আমি ব্যক্তিগত ভাবে এটাকে উল্টা-পাল্টা ভাবি না। কারণ আমি নাড়িদের যেমন একটা ভূমি রাখে ঠিক তেমনি হচ্ছে যারা পাহাড়ি অঞ্চলে বসবাস করে তাদেরও একটা জিনিস দরকার আছে। আমরা সমতল ভূমিরা যেরকম অপরচুনিটিটা পাচ্ছি। সেরকম অপরচুনিটিটা কিন্তু আপনার হচ্ছে পাহাড়ি অঞ্চলের লোকজনও কিন্তু পাচ্ছে না। সো তাদেরও একটা আ এমন ব্যবস্থা করে দেওয়া উচিত তারাও যাতে এগিয়ে আসতে পারে। আমার কাছে হছ আমার কাছে মনে হয় যে যে যে জিনিসগুলা পিছিয়ে পড়েছে ওই জিনিসগুলাকে পেছন থেকে সামনে এগিয়ে নিয়ে যেতে গেলেও শহর তো অনেক এগিয়ে গিয়েছে। তাই না? শহর তো শহরের সবাই এখন শিক্ষিত আমরা এখন শহরকে ডেভেলপ না করে শহরকে অলরেডি ডেভেলপ শহর এখন নিজের গতিতে ডেভেলপ হতে পারবে। সমস্যা নেই। এখন গ্রামাঞ্চল যেগুলা আসলে ডেভেলপ হচ্ছে না, আমরা চাইলে তাদেরকে একটু ফোর্সফুলি একটু ডেভেলপ করার চেষ্টা করি। এটা করলে তো আসলে অপরাধ কিছু নেই। এটা তো আমাদের দেশটা সুন্দর হবে, আমাদের পৃথিবীটাও সুন্দর হবে। আমার কাছে এটা মনে হয়। আপনি কি মনে করছেন?
হুম, হুম, হুম। হু, হু, হু। হুম। হু, হু, হু, হু। অবশ্যই। হু। হুম, হুম, হুম, হুম। অবশ্যই। হুম, হুম, হুম, হুম। হুম। অবশ্যই। হু। হুম, হুম, হুম। অবশ্যই। হুম, হুম, হুম। হু, হু, হু। হু, হু, হু, হুম। অবশ্যই। হুম, হুম, হুম, হুম। হুম, হু। হুম, হুম, হুম, হুম। অবশ্যই। হুম, হুম, হুম, হুম, হুম। উনারা পাচ্ছে না। হু। হু, হু। অবশ্যই। হুম। হুম, হুম, হুম, হুম। অবশ্যই। হুম, হুম, হুম, হুম। হু, হু, হু, হু, হু, হু, হু। আসলে। হুম, হুম, হুম, হুম। অবশ্যই। হুম, হুম, হুম, হুম। হুম, অবশ্যই। আমি পুরোপুরি একমত। আসলে দেখা যাচ্ছে যে আমরা যেমন আপনি যেটা বললেন সবকিছু সব সুবিধা শহর কেন্দ্রিক। এটা কিন্তু আসলেই ট্রু। আর দেখা যাচ্ছে যে শহরের আশেপাশে কিন্তু কলকারখানা বা এই জিনিসগুলো দেয়ার ফলে ফ্যাক্টরি গুলো বলুন বা হচ্ছে বড়, বড় অফিসের অফিসের শাখাগুলো বলুন। দেয়ার কারণে দেখা যাচ্ছে কি সবাই এদিকেই আসছে। আমার মনে আসলে আমাদের যে ডেভেলপমেন্ট গুলো স্কুল বলুন, কলেজ বলুন বা ফ্যাক্টরি বলুন এই জিনিসগুলো আসলে আশেপাশের জায়গায়ও ছড়িয়ে দেওয়া উচিত। আ গ্রাম বা দূরে, দূরে যে জায়গাগুলো সেসব জায়গায় যদি এরকম করে একটা ফ্যাক্টরি থাকে বা আম কিছু একটা থাকে যেখানে হচ্ছে যে মানুষ আয় করতে পারবে। সেসব জায়গায় হচ্ছে কি ডেভেলপমেন্ট হয়। আর এক দিক দিক দিয়ে হচ্ছে সেন্ট্রালিস্ট একটা আমাদের সমাজ থাকে না। আমাদের সমাজটা আসলে সব জায়গায় সমানভাবে ছড়িয়ে পড়ে। সব জায়গায় মানুষ আয়ের ব্যবস্থা পায়। আর যখনই এই রকম জিনিসগুলো হয়, শিক্ষাটাও আসলে সমানভাবে ছড়িয়ে পড়ে। আ মেয়েরাও সেভাবে তখন আরো বেশি আগের তুলনায় সুবিধাগুলো পেয়ে থাকে। তো আমার মনে হয় দিন শেষে এই জিনিসগুলো করা উচিত। আপনি যেটা বলেছেন সেটা আসলেই সুন্দর যে আমাদের সবাইকে আসলে একসাথে আ মানে গ্রামের দিকেও ফোকাস দেওয়া উচিত। শুধুমাত্র শহর কেন্দ্রিক শর উন্নয়ন গুলো না করে।